না ঘুম থেকে আমি চেষ্টা করি যে একদম সকালে উঠে যাওয়ার, কারণ তখন একটা সময় পাওয়া যায় যে বাড়ির কাজ একটু এগিয়ে রাখা। তো ওই ব্যাপারটা হয় যে হ্যাঁ একটু অ্যা এবং সকালে আসলে নিজের নাস্তা রেডি করা বা টিফিন রেডি করা, নিজের অ দুপুরে খাবারটা রেডি করা। তো ওইটার জন্য একটা সময়ের দরকার হয়। তো সকালে তাড়াতাড়ি উঠলে হয় কি যে এই কাজগুলো একটু করে ফেলতে পারি এবং আসলে একদম শান্তিতে আমি অফিসে যেতে পারি। কোন অ মানে হয় না যে কোন একটা চিন্তা থাকে না। যে ঘরে আসলে কাজ না করে আসছি। ভা সবকিছু ফেলে আসলাম হ্যাঁ। একটা ঝামেলা থাকে না। তো অফিস থেকে এসে দেখি যে না আমার মোটামুটি সবকিছু গুছানো থাকে। তখন হয় কি যে এসে আমি একদম সুন্দর করে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করি চা খাই। তারপর আমি রাতের রাখা খাবার রান্না করার জন্য চলে যাই। তো হয় যে এভাবে আমার ব্যাপারটা গোছানো হয়ে যায়।
জ্বী। আচ্ছা। হুম। বা এটা অফিস থেকে যে করতে হবে একটা ঝামেলা থেকে যায়, তাইতো? হ্যাঁ। জি তাহলে তো আপনার খুব টাইট শিডিউল দেখা যাচ্ছে। একদম রুটিন মাফিক চলার চেষ্টা করে থাকেন। তা অফিসে তো যান যে জি?
হ্যাঁ। আচ্ছা। আসলে আমার মনে জি, জি। না উ ব হ্যাঁ তো তখ জি।
তা অফ হ্যাঁ অ্যা তা অফিসে তো যান এবং এই অফিসে যাওয়ার পরে দেখা যাচ্ছে অনেক সময় তো আছে যে নির্দিষ্ট একটা সময় থাকে। ৯টা-৫টা বা ৯টা-৬টা বা ১০টা-৬টা যেটাই হোক না কেন। তো এই এই সময়ের মধ্যে তো অনেক সময় দেখা যায় অনেক কাজের চাপ চলে আসে। তা দেখা যাচ্ছে যে, কোন অনেক সময় দেরিও হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কি রাত্রের খাবার যদি অ্যা রান্না করতে সমস্যা হয় বা এরকম কোন কিছু হলে কি করে থাকেন?
হ্যাঁ, হ্যাঁ। হুম, হু। এই ক্ষেত্রে হয় কি যে পরিবারের অন্য যারা সদস্য আছে তারা ব্যাপারটা কিন্তু বুঝে। বা আমার যে রাতে কিছুটা পুরোপুরি রান্না করতে হয় তাও না। আমার সবকিছু প্রস্তুত করানো থাকে। বাকিরা সবাই সবকিছু করে দেয়। আমি সুধু চুলায় গিয়ে হ্যাঁ। চুলায় গিয়ে বসায় দি। তো যখন দেখি যে আমার দেরি হচ্ছে বা আমি আসলে কাজের জন্য পারছি না, তখন হয় কি যে অন্য যিনি আছে, সে হচ্ছে যে রান্না করে ফেলে। তো পরিবারের সবাই আসলে আ একইসাথে সবকিছু আসলে ভাগাভাগি করে নিয়েছি। যাতে হয় কি যে আমার উপর প্রেশার টা না পড়ে বা যেহেতু আমিই রান্না করি বা রান্নার দায়িত্বটা আমার। মাঝে, মাঝে, যখন আমার দেরি হয় তখন দেখা যায় যে না। মা রান্না করে ফেলছে বা মা করে রেখে দিচ্ছে সেই ব্যাপারটা। তো আমার জন্য চাপটা হয় না। আর বেশিরভাগ ক্ষেত্রে হয় যে, অব যখন একদম বেশি চাপ মানে আসলে সম্ভবই না। তখন দেখি যে বাইরে থেকে খাবার এনে আমরা সবাই খেয়ে ফেলছি। তো এটা একটা পার্টি ও হয়ে যাচ্ছে আমাদের জন্য। দেখা যায়, তো ওইভাবে মনে হয় যে না মাঝে, মাঝে, চাপ থাকা উচিত। তাহলে হয় একটু হয় কি যে এরকম বাইরের খাবার-দাবার খাওয়া যায়।
হ্যাঁ। তার মানে প্রস্তুত করেন আবার। হুম। উম। জি। হ্যাঁ। জি। এ্যা একটা আনন্দ হয়ে যাচ্ছে আরকি। <chuckles>